তো আপনার মতে কি মনে হচ্ছে এ আমাদের আপনি অনেক সুন্দর অনেকগুলো ক ক আ কথা বলেছেন। কার আপনি হচ্ছে সে হচ্ছে আমাদের পানি সমস্যা থেকে শুরু করে আমাদের পারিবারিক সমস্যা থেকে হচ্ছে শুরু করে সেটা হচ্ছে আপনাদের বাতাস সমস্যা পর্যন্ত চলে গিয়েছেন। সো আমার এ আমাদের মনে হয় এই যে আমাদের যে আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন সেগুলো আমাদেরকে পরিবর্তন আনতে হবে। যেমন হচ্ছে ধরেন আমরা হচ্ছে ইলেকট্রিক গাড়ি ইউস করতে পারি। রাদার দ্যান হচ্ছে, আমরা হচ্ছে একটা হচ্ছে কার্বন-মনোক্সাইড বা কার্বন-ডাইঅক্সাইড নিশ্রিত গাড়ি যেগুলো হচ্ছে ওগুলার পরিবর্তে এগুলো পরিবেশ বান্ধব। সেটা আমাদের জন্য আমরা গাছ খা আমাদের গাছ দরকার। আমরা হচ্ছে গাছটা হয় ১ টা কাটলে হয়তো ৩ টা লাগাতে পারি। আমি যেটা বলছি, হ্যাঁ? আমরা হচ্ছে ময়লা আবর্জনা, ডাস্টবিনের প্লাস্টিকের পরিবর্তে অন্য কোন সাবস্টিটিউট প্রোডাক্ট ইউস করতে পারি। যেটার জন্য হয়তো আমরা এই যে আমাদের জলবায়ু জিনিসটা চেঞ্জ হচ্ছে সেখান থেকে হয়তো আমরা মোকাবেলা করতে পারি। এই মোকাবেলাটা আসলে করা টা যে আমাদের ১ম এ আমরা অনেকে মনে করি সরকারিভাবে করা উচিত বা বেসরকারি। আমি মনে করি কি জানেন, একান্তই আমার মতামত। নিজে থেকে শুরু করতে হবে। আগে ঘর থেকে যদি শুরু করা হয় তখন দেখবেন আপনি ঘর থেকে শুরু করেছেন তখন আশেপাশের মানুষ দেখলো। সমাজ জিনিসটা বুঝতে পারল। সমাজ যখন দেখবে তখন সেটা কি হবে বড়, বড় অ বড়, বড় সরকারি প্রতিষ্ঠান বা বড়, বড় প্রতিষ্ঠানগুলো জিনিসটা দেখবে। তখন তারাও এই মোকাবেলাটাকে দায়িত্ব সমীচীন মনে করে, দায়িত্ব নিবে। আপনি কি মনে করেন?
হু, হু। জ্বী। জ্বী। হু, হু, হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু, হু। হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু, হু। <scoffs> হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু। জ্বী। হু, হু। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত। আসলে আমরা যখনই এরকম করব তখন দেখা যাচ্ছে যে ছোট, ছোট আমাদের এই যে পরিবর্তন আমি কিন্তু প্রথমেই বলেছি যে ছোট, ছোট পরিবর্তন কিন্তু আমার জীবও আমাদের জীবনে কিন্তু বড়, বড় পরিবর্তন নিয়ে আসে। একটা কথা আছে যে "বিন্দু, বিন্দু বালুকণা দিয়ে কিন্তু বড়, বড় পাহাড়ও বানানো যায়"। তো এই যে ছোট্ট, ছোট্ট আমরা কিন্তু আ আমাদের ছোট, ছোট পরিবর্তন কিন্তু আমাদের কিন্তু জীবনযাত্রা বা ওই অ্যা সারা পৃথিবীকে কিন্তু বদলে দিতে পারে। তো সরকার বা বড় প্রতিষ্ঠানগুলো এই সমস্যার মোকাবেলায় কি ধরনের দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করে যদি বলি। তাহলে ভাববো প্রথমে বলব যে, পরিবেশ বান্ধব একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। যেমন আমাদের দেশে যে কিন্তু যেখানে-সেখানে প্লাস্টিক বোতল এসব আমরা কিন্তু ফেলিয়ে রাখি। আমাদের মনে হয় এটি একটা কঠোর আইনের মধ্যে নিয়ে এসে একটা ফাইন সিস্টেম করতে হবে। যেমন মোটরসাইকেলে হেলমেট না থাকলে আমরা করি। তাহলে দেখা যাবে যে, কেউ যদি ময়লা ফেলে এবং সাথে, সাথে তাকে ধরে পুলিশ মামলা দিয়ে দিলো তখন দেখা যাবে যে আমরা কিন্তু আর ময়লাটা আগের মতো কিন্তু আর ফেলব না। তো এই ধরণের সরকারের কিন্তু বিভিন্ন প্রকার আ দেখা যাচ্ছে যে আ বা বড়, বড় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার কিন্তু এই সমস্যা মোকাবিলার জন্য তারা কিন্তু বিভিন্ন প্রকার বিষয় কিন্তু আ নিয়ে আসতে পারে বলে আমি মনে করি।
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। অবশ্যই। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।

একদম ঠিক বলেছেন, আ এসবের পিছনে কিন্তু আমরাই দায়ী। কি বলেন?
হ্যাঁ, এই যে ধরুন আমরা হয়তো গাছ কেটে ফেলছি। এই যে গাছ আমাদের যে এতটা পরম বন্ধুর মত কাজ করে তাকে যদি আমরা এভাবে কেটে ফেলি এই যে তার পরিপ্রেক্ষিতে যে সূর্যের তীব্র আলোটা যে এসে যাচ্ছে, আসার ফলে কি হচ্ছে বরফটা অটোমেটিকই গলে যাচ্ছে এবং গলার ফলে কি হচ্ছে, পানির আস্তরণটা বৃদ্ধি পাচ্ছে। এই যে জিনিসটা হচ্ছে এটা আমাদের মানব জীবনে অনেক প্রভাব ফেলছে। লাইক আমাদের তাপমাত্রা কিন্তু দেখেন এখন তাপমাত্রা খুবই বৃদ্ধি পাচ্ছে। একটা সময় যখন ছিল তখন হচ্ছে ষড় ঋতুর দেশ হতো আমাদের দেশ। কিন্তু এখন ষড় ঋতু বলার কোন কিচ্ছু নেই। এখন ঋতুটা কি কমে যাচ্ছে? কি মনে করছেন?
হু, হু, হু। একদম। হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হুঁ, হুঁ। হু, হু। <chuckles> হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন, আমিও আপনার সাথে একমত। এই যে দেখুন, আজকাল কিন্তু গরমটা এত বেশি পড়ে, মানে আপনি যাই করেন দেখবেন যে আজকাল আরকি আগের থেকে অনেক গরমটা বেশি। তো অস্বাভাবিক একটা আবহাওয়া অতি গরম আবার শীতের সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত শীত, এটা কিন্তু একটা বড় সমস্যা আবার অনিয়মিত বৃষ্টির কারণে দেখবেন যে আজকাল কিন্তু আমরা দেখছি যে আ অনিয়মিত বৃষ্টি হচ্ছে কোনো আসলে আগের মত কোনো এক বছরের সাথে আরেক বছরের কোন মিল থাকছে না। যার ফলে কৃষি উৎপাদনে একটা বিরূপ প্রভাব ফেলছে এবং আ বিভিন্ন জায়গায় বন্যা হয়ে যাচ্ছে। বিশেষ করে এইযে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশেই কিন্তু সিলেটে একটা ঘটনা ঘটলো যে সেখানে কিন্তু একটা বন্যা হয়ে গেল চারিপাশে এবং খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল, তাই নয় কি?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এই যে আপনি একটা কথা বললেন যে বন্যা হচ্ছে কৃষক এই যে কৃষির ক্ষতি হচ্ছে এটা আসলে খুব একটা ভালো দিক। এটা এটার জন্য আসলে দায়ী আমরা। কারণ হচ্ছে আমরা হচ্ছে নির্বিচারে গাছ কাটছি। আমরা আসলে গাছ কাটার পরিবর্তে গাছ রোপণ করা হচ্ছে না। আমাদের একটা কথা আছে যে আমরা আসলে পুঁথিগত বিদ্যাতেই শিখে রাখছি যে একটা গাছ কাটলে অন্তত ২ টো বা ৩ টা গাছ লাগান। আমরা ঠিকই গাছ কাটছি কিন্তু সে পরবর্তী পুঁথিগত বিদ্যাটা আর নিজের জীবনে এপ্লাই করছি না যে আরও ৩ খানা গাছ লাগানো দরকার সেটা আর করছি না। এ যার এই যে যার পরিপ্রেক্ষিতে আমাদের এই জলবায়ুটা পরিবর্তন হচ্ছে এবং আপনি যে বললেন যে অতিরিক্ত খরা হচ্ছে, বন্যা হচ্ছে, কৃষি জমি আস্তে, আস্তে কমে যাচ্ছে। এটা তো সেটা কৃষি থেকে তো আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। লাইক এখন যদি আমি তোকে বলি কৃষিজ পণ্য যদি ঠিকঠাক মত উৎপাদন না হয় তাহলে জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। আর আমরা হচ্ছে সেই জিনিসপত্রকে দাম দিয়ে কিনতে পা যাবো সেটা আবার আমরা ভুক্তভোগী হয়ে যাচ্ছি। এই যে একটা জলবায়ু পরিবর্তন আমাদের পুরা দৈনিন্দন জীবনটাকে প্রভাব ফেলে দিচ্ছে। আপনি তাই মনে করেন কি?
হু, হু। জ্বি ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। একদম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। হু, হু। একদম, হ্যাঁ, হ্যাঁ। একদ দাম বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু।

আপনি খুবই একটা সুন্দর কথা বলেছেন। বিন্দু, বিন্দু কণা থেকে একটা বড় পাহাড়ের সৃষ্টি। আমিও আমিও একমত। সেক্ষেত্রে ধরেন সরকার বড় প্রতিষ্ঠানগুলো যদি চায়। তারা কিন্তু ছোট-ছোট কয়েকটা স্টেপ নিতে পারে। যেমন প্লাস্টিকের পরিবর্তে তারা রিসাইকেলিং প্রোডাক্ট জিনিসটা চালু করতে পারে। ধরুন আমি এখন উন্নত দেশের কান্ট্রি যদি চিন্তা করি, তারাও কিন্তু সেই জলবায়ু পরিবর্তন নিয়েও সোচ্চার, তারা জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করছে। সো সেক্ষেত্রে কি করতে পারেন যে প্লাস্টিকের পরিব প্লাস্টিকের পলিথিনে কি করতে হবে বা প্লাস্টিকের বোতলে কি করতে পারে? আপনি যদি প্লা খাওয়ার পরে ওই প্লাস্টিকের বোতলটা যদি একটা দোকানে গিয়ে দিয়ে আসেন। সেটার পরিবর্তে আপনি ১ বা ৳২ পাবেন।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। উ হু। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। একটু প্রত্যেকটা জায়গাতে বা ১ টা জায়গাতে কিন্তু এরকম ছোট্ট ১ টা আ যদি সিস্টেম যদি থাকে যে প্লাস্টিকের বোতল জমা দিলে ৳১ না পাই কিন্তু প্লাস্টিকের বোতল দিয়ে জমা দিয়ে যদি আমরা ওই খাবারটাই আবার কিনি। তাহলে ওখান থেকে আমরা ৳২ কম পাবো কিংবা আমাদের একটা পয়েন্টস যোগ হবে। এরকম এরকমও কিন্তু করা যেতে পারে বলে আমার মনে হয়।
এই যে, এই যে ছোট একটা স্টেপ নিলো সবাই যখন এই জিনিসটা দেখলো, সবাই কি করবে তারা হচ্ছে এই জিনিসটা কালেক্ট করে, সেই জিনিসটা নিয়ে আবার কাজ করবে। আমরা তো হচ্ছে কি বলি আমরা হচ্ছে আসলে সামাজিকভাবে হচ্ছে একটু নিতে চাই, একটু পেতে চায়। যখন আমরা যখন এই জিনিসটা একটা গুড ভাবে পেয়ে যাবো, একটা ভালো রাস্তার ভালো একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা যদি এই জিনিসটা করে থাকি। আমার মনে হয় না এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করবে। তাহলে আমাদের প্লাস্টিকের সমস্যাটা দূর হয়ে গেল। এই যে আমি বললাম একটা ইলেকট্রিক কার যদি নিয়ে আসতে পারে। হয়তো অনেক কস্টলি, সো আমরা তার পরিবর্তে হচ্ছে সাইকেল ইউস করতে পারি। অনেক কিছু বা হয়তো আমরা নিজস্ব কার যেগুলো আছে এগুলাকে কমায় দিতে পারি। এই যে জিনিসটা করি তাহলে কি হবে, বায়ুদূষণটাও একটু আস্তে আস্তে করে রোধ করা যেতে পারে। আপনি কি মনে করেন?
হু, হু, হু, হু, হু। হু, জ্বী। হু, হু, জ্বী। উ হু। হু, হু। হু। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, হ্যাঁ, আমি আপনার সাথে একমত এবং আসলে সেটিই আমাদের করা উচিত। তো ভবিষ্যতে আমাদের প্রজন্মের জন্য জলবায়ু পরিবর্তন থেকে বাঁচার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বলে আপনি মনে করেন? এই বিষয়ে কি আমি বলব আপনাকে কয়েকটি কথা।